<tsk> আ আমি প্রথমেই বলছিলাম যে আমি থিফটিং এর কাজ করতে খুব পছন্দ করি। একদম পুরনো ছোটবেলাতে যদি যাই, যখন থেকে আমি আসলে এই ধরনের পুরনো কাপড় নিয়ে কাজ করা শুরু করি সেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আ আমরা যখন ছোট ছিলাম আসলে আ তখন এখনকার সময় যেমন পুতুলের যে ব্যাপারটা সেটা খুবই এখন তো খুবই এভেইলেবল যেকোনো রকমের পুতুল পাওয়া যায়। আমরা কিন্তু ছোট পুতুল বানাতাম। হুম? কাপড় টুকরো কাপড় দিয়ে পুতুল বানাতাম। তো আমি হ্যাঁ, একেবারেই। হ্যাঁ, হ্যাঁ একেবারেই তা। অ্যা তো আ আমার যেটা দিদার শাড়ি নিয়ে ১ম যে এক্সপেরিমেন্টটা ছিল সেটা কিন্তু পুতুলের কাপড় তৈরি করা নিয়ে, হুম? ঐযে পাড়টা হ্যাঁ, পাড়টা দিয়ে আমি দেখা যেত যে পুতুলের যে ব্লাউজটা তৈরি করা বা ছোট্ট পুতুলের জামা তৈরি করা সেগুলা আমি নিজে, নিজেই করতাম। মানে ছোটবেলা থেকে আমার এই কাজটা খুব প্রিয় ছিল। মানে আমার পুতুলের ঘর ছিল, হয়তোবা পুতুলের ঘরের যে বিছানার চারপাশে ঝালর দেওয়া সেটাও হয়তোবা আমি ওই অ্যা শাড়ি দিয়েই করতাম। তো প তখন যেটা হতো যে পুরনো শাড়িগুলো থেকে আমি এভাবে করে জিনিস তৈরি করা শুরু করলাম আর কি। <clicks tongue> তো ঐটা থেকেই পুরোনো কাপড়ের প্রতি আমার একটা আগ্রহ তৈরি হল। এরপর যখন আস্তে, আস্তে বড় হলাম আমি আবার আ মানে মায়ের কাছ থেকে টুকটাক সেলাইয়ের কাজটাও শিখে নিয়েছিলাম বেশ ছোট থাকতেই। আ তো পরবর্তীতে যখন আমি বড় হলাম, তখন আপনি যেটা বলছিলেন, যে শাড়ির দেখা যায় যে আঁচলের দিকটা কিন্তু একটু ডিফারেন্ট থাকে, একটু সুন্দর থাকে। পাড়টা একরকম থাকে। আবার জমিনটা একটু দেখা যায় যে পড়তে, পড়তে, পড়তে, পড়তে একটু নরম হয়ে যায়। তো জমিনটা দিয়ে অ্যা হ্যাঁ জমিনটা দিয়ে দেখা যেত যে অন্য কোন কাজ করা হত। এবং পাড়টাকে না হতো অনেক সময় আমরা যারা সেলোয়ার কামিজ করি ওই যে পাড়ের পাড়টা দিয়ে আমি আবার দেখা যেত যে ওড়নাতে পাড় লাগিয়ে ফেলেছি। এরকমও অনেকবার করেছি। আবার দেখা যায় হ্যাঁ, একদম। আ আমার এখনো মনে পড়ে আমার মায়েরই একটা শাড়ি রাজশাহী সিল্ক এর একটা শাড়ি দিয়ে আমি খুব সুন্দর একটা আনারকলি বানিয়েছিলাম। মানে আ যেটাকে বলে পাড়ের জায়গাটা দিয়ে হচ্ছে নিচের ও পুরা আনারকলির পাড়ে দিয়েছিলাম। আঁচলটা দিয়ে আমি দেখা গেল যে বডির উপরের পার্টটা দিলাম এবং পুরো শাড়িটা দিয়ে নিচের যে অ্যা পোরশনটা করা হয় সেটা দিলাম। এবং দিক জিনিসটা দেখতে এত সুন্দর হয়েছে এটা আমি যেকোনো ভালো প্রোগ্রামেও পড়ে যেতে পারতাম। এবং সবাই খুব অবাক হত। কারণ ওই সময় না এরকম ছিল না যে রাজশাহী সিল্ক দিয়ে এরকম গাউন বানানো বা আনারকলি বানানো। তো আমি ওই আমার মনে আছে এখন আমি ফেয়ারওয়েল এর দিন স্কুলের আমার যখন ফেয়ারওয়েল হচ্ছিল তো সেদিন আমি ওই পড়ে গেছিলাম। এবং সবাই খুব অবাক এটা কোত্থেকে পড়েছি।
জি, জি, জি। হু, হু। জি, নিশ্চয়ই। জি। ঠিক তাই। আচ্ছা, আচ্ছা। কাঠি দিয়ে যেটা হাত বানানো, পা বানানোর মত। জি, জি আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বেশ। আচ্ছা। উহু। বেশ। উহু। উহু, হু। বাহ! চমৎকার! হু, হু। জি। হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। হু, হু। জি, ঠিক তাই। হু, হু। জি, জি। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আলাদা করে একটা সংযুক্ত করা একটা অংশ হিসেবে। আচ্ছা বেশ। হু, হু। উহু, হু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উহু। বেশ চমৎকার! উহু। জি, জি। বেশ চমৎকার! আচ্ছা, আচ্ছা। মানে ডিফারেন্ট একটা কাপড় যেটা বা মার্কেটে পাওয়া যাচ্ছে না। সেরকম একটা হাতে তৈরি বুনন আপনার, আপনার সৃজনশীলতা সেখানে ফুটে উঠেছে নিশ্চয়ই। এবং সেটি পড়ে গেছে। নিশ্চয়ই আপনাকে অন্যরা অবাক চোখে দেখছিল? একটু জানতে চাচ্ছি যে অনেক সময় অ একেবারে পুরাতন বা অযোগ্য হয়ে যায়নি কাপড়-চোপড়। কিন্তু সেটার মধ্যে একটা পরিবর্তন সূক্ষ্ম পরিবর্তন ঘটিয়ে অনেক সময় হয়তো অ্যা লেজ লাগিয়ে, অনেক সময় হয়তো বোতামগুলো বদলানোর মাধ্যমে, অথবা অনেক সময় রঙের হেরফের করে এটার মধ্যে পরিবর্তন করে পুরাতন কাপড়কে আবার নতুন করে পরার একটা প আ প অ্যা প্রফেশন কিংবা হচ্ছে অ্যা একটা আইডিয়া থাকতে পারে। এইরকম কি কখনো চেষ্টা করেছিলেন যে অল্প পরিবর্তন করে কাপড়টাকে আবার পরা পরানো?
একদম। হুম। একদম। হুম। হু, হু। একদম।